হ্যাঁ, আসলে দেখুন স আনস্টেবল কোম্পানিতে আ কখন মানুষ আসলে জয়েন করে, যখন হয়তোবা তার সেরকম যোগ্যতা থাকে না। হ্যাঁ? আ তো অ হ্যাঁ কারণ আমি যখন জানব যে একটা জ আ কোম্পানি আনস্টেবল আমি তো ওই কোম্পানিতে আসলে কাজ করতে যাব না। কারণ যেসব কোম্পানি গুলো আনস্টেবল, তারা তো ঠিকঠাক মত আসলে এমপ্লয়িদেরকে আ সেলারি ও দিবে না। কিন্তু দুর্ভাগ্যবশতও যদি কখনো ওরকম আনস্টেবল কোম্পানি গুলোতে কাজ করতে হয়, আ তো আমার যেটা পরামর্শ হবে বা আমি যেটা করব সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা আ স্টেবল কোনো একটা কাজের জন্য নিজের খোঁজ নেব, এবং স্টেবল যে ক কোম্পানি গুলো আছে সেসব জায়গায় এপ্লাই করে, সেসব জায়গায় কাজ করার চেষ্টা করব। অতি দ্রুত ওই জায়গাটা থেকে সরার চেষ্টা করব একদম।
থাকে না, হ্যাঁ। আনস্টেবল, হ্যাঁ। জ করতে হয়, হ্যাঁ। টেবল এ যাবেন। তা ভালো বলেছেন আপনি। বেশ সুন্দর কিন্তু মনে সুন্দর করে বললেন যে কোম্পানি যদি স্টেবল না হয়, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন আ অন্য জায়গায় চাকরি দেখার কারণ এটা কোনো ঠিক নেই। যেকোনো সময় কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে, বা আপনার মানি কোম্পানিও কিন্তু না থাকতে পারে। আচ্ছা তার সাথে, সাথে আপনার এটা নিয়ে কি ভাবেন? যে মাঝে মধ্যে তো আ এইযে চাকরি যেখানে করেন, সেই জায়গাটা অনেক বেশি দূরে হয়। তো সেক্ষেত্রে একটু ছোট করে যদি বলতেন আ তখন কি আপনি চাকরি পাল্টে ফেলবেন বা এটা কোনো সমস্যা তৈরি করে?
হুম। একদম। হুম। আ যদি চাকরিটা আমার দিক থেকে সব দিক থেকে ঠিক থাকে, আমার সেলারি ঠিকঠাক মত দেয়। আমার পজিশনিং আমার প্রমোশন সবকিছু ঠিকঠাক থাকে। আ সেক্ষেত্রে আসলে চাকরি বদল করাটা বোকামি বলেই আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে হয়তো আমি আমার বাসস্থানটা কাছাকাছি নিয়ে যাব। যাতে করে দূরত্বটাকে মেটানো যায়, এবং আ মানে যত সহজ করে আমার ট্রান্সপোর্টেশন এর ব্যবস্থাটা করা যায় আ সেই ব্যবস্থাটা করব। কারণ চাকরি তো আসলে অত সহজে পাওয়া যায় না। বললেই তো আসলে চাকরি ছেড়েও দেওয়া যায় না। তো সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হবে, সেটাই আসলে করার চেষ্টা করব, এবং চাকরিটা ধরে রাখারই আমি যত যতটুকু সম্ভব চেষ্টা করবো একদমই।
মনে হয়, হ্যাঁ। কাছাকাছি নেবেন। পরা যায় হ্যাঁ। হাতে পাওয়া যায়। এটা ভালো বলেছেন আপনি। ধরে রাখবেন, আপনি আচ্ছা বেশ সুন্দর মতো কিন্তু আপনি বললেন, যে চাকরিটা আ পাল্টানোর জন্য কি, কি করা যেতে পারে, যেরকম বিশেষ করে বললেন যে চাকরিটা যদি একটু মানে দূরে করে আপনার যে যাতায়াত করতে হয়, তখন কিন্তু বাসা কাছে নেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে, সাথে যদি আপনি দেখেন, যে আপনার গ্রোথ হচ্ছে না, কোনো চাকরিতে, সেখানে কিন্তু আপনি তখনও কিন্তু পাল্টিয়ে ফেলবেন। আর সেলারি নিয়ে যদি আপনি মানে খুশি না হন তখন কিন্তু কথা বলে আ বাড়ানোর চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনি আ সেখান থেকেও মানে ২য় বার ভাববেন না, আপনি কিন্তু পাল্টিয়ে ফেলবেন। তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।
একদম। একদম তাই।